অনেকদিন যাবৎ একটা জিনিস নিয়ে অনেক টেনশনের মধ্যে আছি, কি যে করবো কিছুই বুঝতে পারছি না <smacks lips> এর কারণে আমি মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছি। আসলে এত কিছু মাথায় দিয়ে যাচ্ছে যে কিছুই যেন বুঝে উঠতে পারছি না। আর কোনো কিছুই যেন ঠিকঠাক মতন হচ্ছে না আমাকে দিয়ে। সবকিছুই যেন উলট-পালট হয়ে যাচ্ছে কারণ এই যে বাজেটের মধ্যে যে কিভাবে একটু নিজেকে স্টাইল করে তুলবো তা বুঝে উঠতে পারছি না এবং এইটা নিয়ে কোনো কিছুই যেন কারো সাথে কথা বলতেও পারছি না এবং বেশ ভালোই মানসিকভাবে একটু চাপের মধ্য দিয়ে যাচ্ছি, তো কি করতে পারি? এই নিয়ে যদি আপনি আমাকে কিছু পরামর্শ দিতেন।
আচ্ছা। উ বুঝতে পারছি। আচ্ছা। অবশ্যই আসলে আপনার কথা শুনেই না বুঝা যাচ্ছে যে আপনি অনেক হতাশাগ্রস্ত বা আপনি অনেক হতাশার মধ্যে দিয়ে যাচ্ছেন বা কি করবেন? আসলে বুঝে উঠতে পারছেন না বা কাউকে যে বলবেন সেটা আসলে ভরসা করে উঠতে পারছেন না যে, সে কি ভাববে আপনার সম্পর্কে? এ এই এই জিনিসগুলা আসলে বুঝতে পারছি তবে আপনি হতাশ হবেন না। আমরা একসাথে মিলে হয়তোবা কোনো একটা সমাধানে পৌঁছাতে পারবো। আচ্ছা আপনি কি আমাকে একটু বলবেন যে উ মানে কি নিয়ে আপনার এরকমটা মনে হচ্ছে বা এরকম হতাশাজনক শুরু হয়েছে কখন থেকে? আর যদি কোনো একটা ঘটনা আমাকে বলতেন।
জি, অবশ্যই। এহ যেটা হয়েছে আমার সাথে কি যে বেশ কয়েকদিন ধরে না, আমি যে অফিসে জব করি, সে অফিসে হচ্ছে বেশ ভালোই চাপের মধ্য দিয়ে যাচ্ছি। আমার যে বস, উনি হচ্ছে দিন, দিন চাপটা যেন বাড়িয়েই দিচ্ছে। তো এর কারণে আমি যে কীভাবে কি নিজেকে মানে গড়ে তুলবো, তা বুঝে উঠতে পারছি না। কারণ নিজের যে একটা ব্যক্তিগত সময় এবং যে থাকে না ফোকাস করা কাজের মধ্যে, তা হচ্ছেই না। এবং কি দিন, দিন যে আমি মানসিকভাবে ভেঙেই পড়ছি। তো এর কারণে হচ্ছে আমি আমার কলিগদের সাথে একটু কথা বললাম যে আসলে কি করা যেতে পারে। যেহেতু আমি মানে কাজের মধ্যে ফোকাসও করতে পারছি না এবং এর জন্য কিছুই হচ্ছে না, ডেডলাইনের মধ্যেও কাজ জমা দিতে পারছি না। তো কলিগ বললো যে একটু বসদের সাথে যে কথা বলতে। তো আমি করলাম কি, হচ্ছে বসের সাথে একটু নিজেকে আত্মবিশ্বাস তৈরি করে কথা বলার জন্য। যে আসলে তারা কি মনে করবে, না মনে করবে আমার কাজ নিয়ে। তো তখন যে আমি একটু বললাম যে হচ্ছে আমি যেহেতু অনেক বেশি কাজ করে যাচ্ছি, তো আমার যদি একটু সেলারিটা বাড়িয়ে দিত। কারণ আমার সেলারিটা খুবই নিম্ন আয়ের। মাসিক প্রায় ২০,০০০ টাকার মতো আমি রোজ পাচ্ছি মানে মাসিক। তো এটা দিয়ে আমার পরিবারের খরচ এবং যে নিজের হাতখরচ, তা আসলে হচ্ছে না কোনোমতেই। তো এর মাঝে যে একটু বাজেট বের করে যে একটু নিজের জন্য পোশাক-আশাক বা একটু থাকে না, একটু নিজেকে স্টাইল করে তুলবো তা আসলে একদমই হচ্ছে না। তো কি করতে পারি এর জন্য, যদি আপনি আমাকে কিছু পরামর্শ দিতেন যে এইযে এত কম বাজেটের মধ্যে আমি কিভাবে একটু টাকা বের করে মানে পোশাক-আশাক কিনবো বা নিজের জন্য একটু ভালো স্টাইল করতে পারবো।
আচ্ছা। বুঝতে, পারছি। আচ্ছা। বুঝতে, পারছি। আচ্ছা। আচ্ছা। বুঝতে পারছি। আসলে আপনার কথা শুনেই না বুঝা যাচ্ছে আপনি অনেকটাই চিন্তিত যে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে আসলে এই টাকা দিয়ে আপনি কীভাবে কি করবেন এবং কীভাবে নিজের পছন্দ মতো জিনিসগুলো অ্যা কিনবেন সেটা নিয়েও বেশ চিন্তিত এবং আপনি ভাবছেন কি করতে পারেন। আসলে আপনি চে চিন্তিত হবেন না, হতাশ হবেন না। এটার এ একটা সমাধান অবশ্যই আছে সবকিছুরই সমাধান আছে। আমরা একসাথে মিলে সেটা সমাধানে যাওয়ার চেষ্টা করবো। আচ্ছা আপনি কি আমাকে একটু বলবেন যে আ আপনি যে এ কোম্পানিতে আছেন সেখানে কি আপনি দীর্ঘস্থায়ী অম চিন্তা-ভাবনা করে আছেন? নাকি এ আপনি ভাবছেন যে অন্য কোনো জবে আপনি এ যেতে পারবেন বা যেতে পারেন এরকম কোনো পরিকল্পনা কি আছে কিনা?
জি। জি হ্যাঁ, এটা নিয়ে আমি কখনো সেভাবে ভেবে দেখিনি কারণ যেহেতু আমি অনেক কষ্টে আমার চাকরিটা পেয়েছিলাম এবং আমি আমার বসকে হচ্ছে ওই ভাবেই বলেছিলাম যে যখনই দরকার পড়বে আমাকে হচ্ছে কাজ দিতে পারবে কিন্তু উনি দেখা যাচ্ছে যে কাজের চাপটা এতই মাত্রা বাড়িয়ে দিচ্ছে যে আমার যে মাসিক স্যালারিটা সেটা যদি একটু বাড়াতো, তাহলে হয়তো এই যে আপনার যে বাজেটটা সেটা একটু বেড়ে যেতো। তখন হচ্ছে এই বাজেটটা বাড়লে আমি যে কীভাবে মানে থাকে না যে একটু নিজের জন্য সময় কাটানো এবং দনিন দৈনন্দিন কাজের পাশাপাশি একটু বাহিরে যেয়ে একটু শপিং করা নিজের জন্য একটু উ মনমতো পোশাক-আশাক কেনা। থাকে না? একটা ভালো মানের যে একটু পোশাক কিনতে যাবো, কোথায় যাবো? কী করবো? তা নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে আছি কারণ এই যে একটা পোশাক কেনার জন্য যে একটা বাজেটের কথা আসে ১ম এই সেটাই যেন না আমাকে মানে হতাশ করে তোলে। কারণ আমি যখন লাস্ট টাইম হচ্ছে আমি কোনো কিছু কেনাকাটা করতে গিয়েছিলাম তখন হচ্ছে আপনার আমি ৳২০০০ য় মাত্র একটি শার্ট এবং একটি প্যান্ট পেয়েছিলাম। তো তখন যে আমার জুতা দরকার ছিল সেই জুতাটা আমি কিনতে পারিনি। কারণ হচ্ছে খুবই অল্প টাকা ছিল এবং এই অল্প টাকার মধ্যে এত কিছু করা খুবই কষ্ট হয়ে যাচ্ছিল। তো তখন যে আমি করলাম কি হচ্ছে আপনার এই অনলাইন যে একটা বিষয়, সেটা আমি বের করলাম। যে অনলাইনে কিভাবে হচ্ছে একটু মানে থাকে না? যে, কম বাজেটের মধ্যে কিভাবে ভালোমান পাবো। কারণ আমি সবসময় চেষ্টা করি যে একটু ব্র্যান্ডের জিনিসপাতি কেনার জন্য আর বিশেষ করে যখন দেখি যে আমার প্রিয় যে ইনফ্লুয়েন্সার গুলো সোশ্যাল মিডিয়াতে তারা যেইসব জিনিস মানে ছাড়ে সেইসব জিনিস কেনার জন্য। তো এটা যে আসলে কিভাবে কি করবো? দিন, দিন বুঝেই উঠতে পারছি না। তা নিয়ে যদি আপনি আমাকে কিছু পরামর্শ দিতেন যে, আমি কিভাবে কম টাকায় কোথা থেকে গিয়ে কেনাকাটা করতে পারি? সেটা কি অনলাইন থেকে কেনা ঠিক হবে নাকি না?
একদম, একদম। হ্যাঁ, বুঝতে পারছি। নে আচ্ছা। আচ্ছা। বুঝতে পারছি। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারছি। হ্যাঁ। আচ্ছা। অবশ্যই আসলে আপনার কথা শুনে খারাপই লাগছে এই যে দ্রব্যগতির দ্রব্যমূল্যের এই উর্ধ্বগতির বাজারে আপনি যে স্যালারি দিয়ে আসলে চাকরিটা করছেন এবং আপনি যে বললেন যে আপনি অনেক কষ্টে চাকরিটা পেয়েছেন তো এটা শুনে আসলে খারাপই লাগছে যে আপনি একদিকে বাজেট সমস্যায় ভুগছেন এবং অন্যদিকে আপনার শখ পূরণ করতে না পারার যে কষ্টটা এসা এটা আসলে বুঝতে পারছি তবে আপনি এটা নিয়ে কষ্ট পাবেন না। উম আচ্ছা আপনি যেটা বললেন যে উম এই যে অনলাইন থেকে কেনাকাটার ব্যাপারে আপনি কিভাবে আ বিশ্বাস করতে পারেন, তো আপনি একটা জিনিস আ করে দেখতে পারেন। আমার মনে হয় যে এটা আপনার উপকারে আসতে পারে। যে কোথায় গেলে বাজেটের মধ্যে এ জামাকাপড় পাওয়া যাবে অফলাইনে সেটা আপনি খুঁজে দেখতে পারেন যেহেতু অনলাইনে আপনি ভরসা করতে পারছেন না
জি।
আর যদি অনলাইন থেকে কিনতেই হয় সেক্ষেত্রে দীর্ঘস্থায়ী যে ব্র্যান্ডগুলা আছে সেগুলা কিন্তু সবসময় আমাদের একটা বিশ্বাসের জায়গা। সেগুলা কিন্তু সবসময় খুব অ্যাক্টিভ থাকে এবং সেখানে আ খুব আপডেট আসতে থাকে। এ সেটা আসলে ধোকার পরিমাণটা সেখানে নেই বললেই চলে। তো আমার মনে হয় যে দীর্ঘস্থায়ী যে ব্র্যান্ডগুলো আছে যেমন, এই যে Aarong এর কথা বলি বা অন্যান্য যে ব্র্যান্ডগুলা আছে এ এই এই মানে পরিচিত সুপরিচিত যে ব্র্যান্ডগুলা আছে সেগুলার দিকে আপনি আসলে যেতে পারেন, আর আপনি যে বললেন এই যে এ বাজেট রিলেটেড যে সমস্যা আমরা তো সাধারণত জানি যে মানে যে যে ব্র্যান্ডের জিনিসগুলা আছে এগুলা কিন্তু খুব এক্সপেনসিভ মানে সহজলভ্য না আরকি। আপনি যেহেতু বাজেট নিয়ে অনেকটাই হিমশিম খাচ্ছেন, সেক্ষেত্রে আ একটা জিনিস আপনার উপকারে আসতে পারে। আপনি কি উম সেল চলাকালীন এ কেনাকাটা নিয়ে কখনো ভেবে দেখেছেন?
জি। হুম। না, আসলে এই জিনিসটা আমি কখনো ভেবে দেখিনি। কারণ আমি যখন কেনাকাটা করি তখন হচ্ছে খুবই মানে থাকে না যে মানে রেনডম টাইম। যেটা বলে যে যেকোনো সময় হচ্ছে যখন আমি সময় পাই একটু অফিস থেকে বের হয়ে বা ছুটির দিনগুলোতে। তখন হচ্ছে চলে যাই হচ্ছে এই কেনাকাটা করার জন্য শপিং করার জন্য। কিন্তু তখন যে এইসব বিষয়গুলো ভেবে যাবো যে ডিসকাউন্টের বিষয়ে তারপর হচ্ছে সেলসগুলো। সেগুলো না আসলে মানে অনেক সময় ব্যয়বহুল লাগে আমার কাছে যে কীভাবে কী বের করবো কিভাবে কি পাবো এবং কত টাকার সেল কোথায় চলছে কারণ আমার কাছে মনে হয় যখন আমি মানে মার্কেটে গিয়ে কোনো কিছু কেনার চেষ্টা করি। বাজেটের মধ্যে তখন হচ্ছে সময়টা খুবই প্রয়োজনীয়। কারণ এত কম সময়ের মধ্যে নিজের পছন্দ মতো। যেটা আমি কি বলি যে মানে নিজের মনের মতো যে পোশাকগুলো যে থাকে না যে নিজের পছন্দ হলো একটা জামা দেখলাম। এবং সাথে অন্য জামাও পছন্দ হলো। এবং এই ২ টার মধ্যে বাছাই করে কোন জামাটা আসলে নির্দিষ্ট করে নিবো বা নিবো না। তো এইসব জিনিসগুলো করতে, করতেই না সময় চলে যায়। তো এই জিনিসগুলো আমি বেশিরভাগ খেয়াল করি যে এই যে ব্র্যান্ড এর জিনিস যেটা আপনি বললেন। যেহেতু ব্র্যান্ড এর জিনিসের দাম প্রচুর বেশি বাজারে। তো আমি চেষ্টা করি কি যে ব্র্যান্ড এর জিনিসগুলো না কিনে কি আমি মানে থাকে না ডুপ্লিকেট যেগুলো সেগুলো কি কেনার চেষ্টা করবো নাকি না এটা একটু মাথায় চিনতা আসে। কারণ যেহেতু আমার বাজেটটা কম এটা নিয়ে যদি আপনি আমাকে কিছু বলেন যে কী করা যায়? বাট আরেকটা জিনিস আমি আপনাকে বলতে চাই যে, এইযে আমার যে দৈনন্দিন জীবনে এই যে এই একটি সময় যে বিষয় সময়ের মধ্যে যে আমি বের করে যে একটু কু বাইরে কোথাও দূরে যাবো বিশেষ করে যে থাকে না নিউ মার্কেট যে ঢাকার মধ্যে সবচেয়ে জনপ্রিয়। সেখানে গিয়ে যে কীভাবে কেনাকাটা করবো এবং সেখানে তো আপনি জানেন অবশ্যই যে কত ভিড় থাকে এবং সেখানে এত হরেক ধরনের হচ্ছে পোশাক থাকে যে একটা পছন্দ হলে আরেকটার উপরে চোখ পড়েই থাকে। তো এত কিছুর মধ্যে কম বাজেটে ভালো মানের জিনিসটা কিনা খুবই মুশকিল হয়ে যাচ্ছে আমার জন্য। এবং আমি আমাকে এটা নিয়ে আমি হচ্ছে একটু বন্ধুজনের সাথে কথাও বলেছিলাম আমার প্রিয়। তো তারা হচ্ছে বললো আমাকে যে এইসব না করে আমার সেকেন্ড হ্যান্ড যেসব থাকে বা থিফটিং যেগুলো বলে সেগুলো জিনিসপাতি হচ্ছে একটু মানে চেষ্টা করার জন্য। ওইসব ওইখানে নাকি ভালো, ভালো জামা পাওয়া যায়। তো আমি ভাবলাম যে এটা কি আসলেই ঠিক হবে আমাকে দিয়ে যে এরকম সেকেন্ড হ্যান্ড। কারণ আমি তো চাই যে নতুন পোশাক পরার জন্য। কারণ আমি যে গত কয়েকদিন ধরে অফিসে যাচ্ছি, তা হচ্ছে স মানে বলতে গেলে সমান সিম এবং হচ্ছে একই পোশাক হচ্ছে পরে। আমি প্রতিদিন যাচ্ছি এবং সেটা না আমার কাছে একটু বিরক্তিকর লাগছে দিন, দিন যে কিভাবে কি করে তুলবো। তো এটাতে যদি আপনি আমাকে কিছু পরামর্শ দিতেন যে আসলে আমি এখন কি করতে পারি? আমি কি সেকেন্ড হ্যান্ড কিনবো নাকি হচ্ছে নতুন পোশাক কিনবো কম দামে? বাট কিনলে কোন, কোন দিকগুলো একটু খেয়াল করব যেহেতু আমার সময় খুবই অল্প।
উম বুঝতে পারছি। আচ্ছা। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। বুঝতে পারছি। একদম। হ্যাঁ। আসলেই, আসলেই। বুঝতে পারছি আর আপনি যেটা বললেন যে অ অফলাইনে কেনাকাটা করাটা খুবই সময়সাপেক্ষ ব্যাপার। আর সেলের ব্যাপারটাও আসলে অনেক অপেক্ষা করতে হয় সেক্ষেত্রে আমি আপনাকে আরেকটা জিনিস বলতে পারি, যেটা হয়তোবা আপনার উপকারে আসতে পারে। যে আপনি যে বললেন মাস্টার কপির যে ব্যাপারটা মার্কেটে কিন্তু এখন প্রচুর মাস্টার কপি আছে যেগুলো দেখলে কিন্তু আসলে আসল নকলের তফাৎটা ঠিক বোঝা যায় না। তো আপনি কিন্তু সেটা আ চেষ্টা করতে পারেন। আর আপনি যে বললেন যে আ সুলভ মূল্যে কিভাবে ভালো জিনিসটা আপনি পেতে পারেন তো সেক্ষেত্রে আম আমি আপনাকে একটা পরামর্শ দিতে পারি যে আপনার কোন পটু বন্ধুকে নিয়ে যেতে পারেন যে দামাদামি খুবই ভালো পারে। সে তাহলে হবে কি? যে আপনার বাজেটের মধ্যেই সে হয়তো দামাদামি করে কোন একটা জিনিসের দাম কমিয়ে বাজেট ফ্রেন্ডলি করে আপনাকে দিতে পারলো সেক্ষেত্রে আপনিও খুশি থাকলেন। আর হচ্ছে আপনার পছন্দ মতো জিনিসও আপনি বাজেটের মধ্যে পেয়ে গেলেন। উম তাছাড়া আ অনেকদিন ধরে চলবে এরকম পোশাকও কিন্তু আপনি আ স পছন্দ করতে পারেন। সেক্ষেত্রে হবে কি যে একটা পোশাক দিয়ে আপনি অনেক জায়গায় চালাতে পারবেন। আপনার কি মনে হয়?
জি। জি। জি, অবশ্যই আপনি যে আমাকে চমৎকার পরামর্শ দিলেন, তা আমি কোনদিন ভেবে দেখিনি। আমি অবশ্যই চেষ্টা করব যে আমার যে কটুক বন্ধু তাকে নিয়ে গিয়ে দোকানদারের দরদাম করে একটি ভালো পোশাক কেনার জন্য। এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনি ভালো থাকবেন।
আচ্ছা। আপনিও ভালো থাকবেন।